তো এই জিনিসটা অনেক সহজ হয়ে উঠে। কিন্তু এই জিনিসটাতে যে এই যে ইজিলি ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা, এটাতে আসলে গিভইন না করা যে না, ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি ইস ইদার মানে ডুবে যেতে পারি, অথবা আমি স্রোতের সাথে যেতে পারি, সুইং করে যেতে পারি, সাঁতার কেটে যেতে পারি।
হ্যাঁ, একদম। হুম, হুম। জি। হ্যাঁ।
তো এইটাই যে হ্যাঁ, অনেক প্রবলেমস আসছে। কিন্তু আমি যে তাই বলে ছেড়ে দিবো, এটার ব্যাপারে কোন কিছু করব না তেমন না। আমি এটা আরও যতই প্রবলেম হোক, আমি ওটার মোকাবেলা ওই ভাবেই করবো।
হ্যাঁ। জি। এক্সাক্টলি, এক্সাক্টলি খুব সুন্দর। মানে কথার মিনিংটা বেসিক্যলি যে নেভার গিভ আপ কখনো কোনো কিছু ছ ছেড়ে দিও না। চেষ্টা করে যাও, চেষ্টা করলে
<clears throat> জি। এটাই, নেভার গিভ আপ। ফল মিলবে। <chuckles> এটাই।
একদিন ফল মিলবেই ঐ যে “একবার না দে পারিলে দেখো শতবার” এই টাইপের। রাইট, খুব সুন্দর কথা বলেছে
দেখো শতবার। <chuckles> আজকে উক্তির কথায় অনেক উক্তি আ এসে পড়ছে। ভালোই লাগছে। <laughs>
হ্যাঁ, হ্যাঁ, সত্যি। অনেক সুন্দর একটা টপিক কিন্তু। আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আমরা দেখলাম যে আসলে এই যে সেলিব্রিটিরা, অনেক সময় আমরা মনে করি যে শুধু অভিনয়ই করে যাচ্ছে। কিন্তু আসলে না ওরা আল্টিমেটলি কিন্তু আমাদের জীবনে অনেক প্রভাবও ফেলে দিচ্ছে।
জি, জি। জি। <chuckles> অবশ্যই, অবশ্যই। এবং এদেরকে দেখে এবং অনেক মুভিজ হোক, সিনেমা হোক মানে দেখে আমরা কিন্তু অনেক কিছু শিখিও, এট টাইমস।
হুম। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। যাই হোক, অনেক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে শিখলাম, জানলাম। আপনি ভালো থাকবেন। <chuckles>
জি। জি, ভাই। <chuckles> আপনার সাথে কথা বলে অনেক ভাল লাগলো। আপনিও ভালো থাকবেন ভাই।
সুস্থ থাকবেন ভাই। ধন্যবাদ।
ধন্যবাদ।